আচ্ছা। অনেকে তো বলে থাকে, যে গান তাদের জীবনের একটা অবিচ্ছেদ্য বা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো এক্ষেত্রে অনেকেই আছে যারা হচ্ছে অনেক শিল্পী বা কোনো আব অ্যা বিশেষ কোনো ব্যান্ডকে খুব বেশি পছন্দ করে। আপনার কি এরকম কেউ আছে যে আ যে কোনো শিল্পী বা কোনো ব্যান্ড আপনাকে অনেক বেশি আ অনুপ্রাণিত করে? বা আপনার খুব ভালো লাগে?
হুম। একদম, একদম। দেখেন আমি আসলে গান আমার জন্য খুবই আ মানে ছোটবেলা থেকেই গান শুনছি এবং গান শুনতে আমার খুব ভালো লাগে। তো ছোটবেলাতেই একটা ব্যাপার ছিল যে ক্যাসেট অ্যা প্লেয়ার যখন ছিল তখন কিন্তু ক্যাসেটে গান শুনতাম। আর বিশেষ করে তখন বাবা-মা যে ধরনের গান শুনত সেগুলোই বেশি শোনা হতো। তো একটা পর্যায়ে যেয়ে তখন কিন্তু ওই যে ১ম এমপি থ্রি প্লেয়ার বা সিডি প্লেয়ার যখন আসলো। তখন আমার কিন্তু ওই যে একটা কম্পিউটার ছিল তো আমি কিছু, কিছু সিডি কিনে আনতাম। তো এরকম করতে, করতে আমি কিন্তু হঠাৎ করে এই যে আ গান বিভিন্ন শিল্পীর গান শোনা শুরু করলাম। তো বিভিন্ন ব্যান্ডের গান শোনা শুরু করলাম। তো শুনতে, শুনতে হঠাৎ করে কিন্তু আমার এই যে আ অঞ্জন দত্ত তারপরে এরকম। অনেক শিল্পীর গান কিন্তু খুব বেশি ভালো লেগে গেলো। তবে সবথেকে আসলে অনুপ্রাণিত যখন ও যখন কথাটা আসে তখন কিন্তু দেখা যায় যে বয়সের অ্যা সাথে, সাথে আমার ওই প্রিয় শিল্পী পরিবর্তন হয়েছে। তবে ছোটবেলার সবচেয়ে যে অনুপ্রেরণাটা পেয়েছিলাম সেটা কিন্তু আমার হচ্ছে এই যে অঞ্জন দত্তের গান স থেকেই এসেছে এবং এখনো পর্যন্ত কিন্তু আমার শুনতে বেশ ভালো লাগে।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হু, হু, হু। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। বাহ! তো বা আপনার আপনি তো অঞ্জন দত্তের কথা বললেন, আপনার বাড়িতে ১ম এ বললেন যে, বাড়িতেও গা একটা গান শোনার একটা চর্চা ছিল। বাবা বাবা-মা আ গান শুনতেন। তো তারাও কি এরকম অঞ্জন দত্তের গান শুনতেন বা রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এই ধরনের গান শুনতেন নাকি বা এরকম অন্য শিল্পীদের গান শুনতেন?
হ্যাঁ। আচ্ছা। বাবা-মার ক্ষেত্রে ব্যাপার যেটা ছিল, বাবা-মা কিন্তু একটু বেশি রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত শুনতেন। তবে আমার মা কিন্তু আবার অঞ্জন দত্তের গান শুনত। তো এই যে মা যে অঞ্জন দত্তের গান যখন শুনতেন অ্যা তখন কিন্তু আমি মার সাথে, সাথে শুনতাম। তো তখন তো ছোট ছিলাম আসলে গানের কথা বা গানের ভাব অতটা বুঝতাম না। কিন্তু আমার কিন্তু তখন আসলে এই যে তার বিখ্যাত যে সকল গান, সেগুলো সব মুখস্থ হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে আমি যখন আসলে একটু বড় হলাম একটু স্কুল পার করেছি তখন কিন্তু আমি তার অ্যালবামের সব গান শোনা শুরু করলাম এবং পাশাপাশি কিন্তু তখন আমি আরো অনেক ব্যান্ডের গান শুনছি। তো আমার কিন্তু মনে হলো যে, আসলে খুব চমৎকার তার গানের কথা এবং আমি কিন্তু অনেক সময় দেখতাম যে আমার নিজের অ্যা যে মনের ভাব তার সঙ্গে অ্যা গায়কের মনের ভাব বা অঞ্জন দত্তের মনের ভাব আ এটা বেশ মিলে যাচ্ছে। তো এই ব্যাপারটাই আমার কাছে খুব চমৎকার লাগতো।
হু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, বেশ। আচ্ছা, এটা তো আসলে তাহলে আপনি আপনার নিজের জীবনের সাথে আ ওনার গানের কথাগুলোকে এ মিলাতে পারতেন। এই কারণেই আপনার ওনার গানগুলোকে বেশি পছন্দ ছিল। তো আপনি আব আ আ এমন কোনো একটা অঞ্জন দত্তের গান বলতে পারবেন যেটা আপনাকে খুব বেশি আ আপনাকে আপনার সবসময়ই ভালো লাগে। এটার কোনো মিস নাই। মানে সবসময়ই ভালো লাগে। এমনকি আছে?
একদম। আচ্ছা। অবশ্যই, অবশ্যই। আর এই গানটা না এসেছে আমার ছোটবেলা থেকে। অঞ্জন দত্তের একটা গান আছে সেখানে অঞ্জন দত্ত গান গাইছে, আ খুব মজার একটা গান গাইছে। সে স তাকে আসলে পড়াশোনা না করার জন্য ছাদে বন্ধ করে রেখেছে। তো সে বলছে যে এরকম সময়ে আসলে আ অতটা টেনশন না করে আসলে সবাইকে ভেংচি কাটতে। তো ছোটবেলায় কিন্তু এই গানটা আমার খুব মজার মজার লাগতো। তো পরবর্তীতে আমি যখন আসলে গানের কথাটা বুঝলাম যে দেখেন আ কখনো, কখনো কিন্তু আ জীবন অনেক কঠিন হয়ে যায় বা অনেক আ কাজ চলে আসে অনেক একঘেয়ে লাগে। তো এই যে একটা ব্যাপার যে এত কিছু চাপের মাঝেও কিন্তু আমি যখন ওই গানটা শুনি আমার না মনে হয় যে না সবকিছুই ঠিক আছে। মানে নিজের কাছেই বেশ ভালো লাগে যে আসলে খারাপ সময়ও চলে যাবে। আসলে সময়টা পার করতে হবে। তো এই গানটা কিন্তু আমার জন্য অনেকটা অনুপ্রেরণা হয়ে গেছে। তো গানটার নাম হচ্ছে যে, ভেংচি কেটে দেখ।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হু। আচ্ছা, তার মানে গান না আসলে আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। আপনাকে একটা বা আ প্রফুল্লতার জায়গা তৈরি করে দেয় আপনার মনের মধ্যে, অ্যা প্রতিদিনের যে একঘেয়েমি কাজ আছে তার মধ্যে আব তার থেকে আপনাকে একটু একটা স্বস্তির জায়গায় নিয়ে এসে দেয়। তো আ যে এখন আ অঞ্জন দত্তের গান ও এই গানগুলো তো আসলে খুবই ক্লাসিক গান। আমার যেটা মনে হচ্ছে আপনি ক্লাসিক গানগুলোই হয়তো বেশি পছন্দ করেন, আ বা আপনার কাছে হয়তো বেশি ভালো লাগে। ব্যাপারটা কি তাই?
একদম। একদম, একদম। আচ্ছা আমার কাছে কিন্তু সব রকমেরই গান ভালো লাগে। কারণ যেমন এই যে গান শোনার থেকে আ শুরু যখন অঞ্জন দত্ত বা রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত দিয়ে আমি শুরু করেছি পরবর্তীতে একটা ব্যাপার হলো কি, আমি কিন্তু আসলে আ কাজের খাতিরে, পড়াশোনার খাতিরে অনেক জায়গাতে যে গিয়েছি। তো সেখানে যেয়ে কিন্তু সেইসব গান বা তাদের কালচারের গান বা বিভিন্ন দেশ-বিদেশের অনেক গান কিন্তু আমাকে আকৃষ্ট করেছে। তো অনেকটা আমার একটা শখ হয়ে গেলো যে, আসলে বিভিন্ন রকম গান শুনব, বিভিন্ন ধারার গান শুনব। তো বিশেষ করে যে দেখেন আমাদের আ যে বাংলাদেশ বা আমাদের ভারতীয় উপমহাদেশে কিন্তু এক ধারার যেমন আ হতে পারে ক্লাসিকাল বা হতে পারে ব জনপেদ জনপদ ভেদে বিভিন্ন রকম ফোক মিউজিক। তো এগুলোও কিন্তু আমার আসলে বেশ চমৎকার লাগে।
আ ভারতীয় সঙ্গীতের কথা যেহেতু আপনি বললেনই তো সেক্ষেত্রে অনেকে কিন্তু এখন একটা কথা অনেকেই বলে আগেও বলতো এখনও বলে যে আম আ ভারতীয় সঙ্গীত তো আসলে স সম্পূর্ণই ওদের অ্যা বলিউড কেন্দ্রিক। আব আ তাছাড়া তেমন আসলে ওদের ও ওইরকমভাবে সুন্দর গান এখন আর নাই। আগে হয়তো কিছু, কিছু শিল্পী ছিলেন যেমন নচিকেতা, অঞ্জন দত্ত এদের মতো ব্য আ শিল্পীরা ছিলেন। কিন্তু আ অনেকেই বলে থাকেন যে এখন হয়তো বা ওরকম আ টা আর নেই। তো আপনার কি মনে হয় ওদের থেকে বাংলাদেশের গান কি বেশি সমৃদ্ধশালী?
হুম। আচ্ছা। আচ্ছা, গানের আসলে অ্যা সমৃদ্ধতার ব্যাপারটা আসে দেখেন, যে কোন ধরনের গান হচ্ছে সেটার উপর অ্যা কারণ আসলে সব ধরনের গানেরই তো একটা আলাদা আ শ্রোতামণ্ডলী আছেন যেমন আ বলিউডের কথা যেমন বলছিলেন, বলিউড কিন্তু একটা ব্যবসায়িক আ চিন্তাধারা থেকে এসেছে বা সেখানে আসলে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সিনেমা গুলো তৈরি হয় তো এটা ঠিক আসলে আ এই যে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যে গানগুলো আসে কখনো দেখা যায় যে শুধু গানের জন্যই সেটা গান করা হচ্ছে বা যেকোনো একটা দৃশ্যে গানগুলো অ বসিয়ে দেওয়া হচ্ছে। তবে যদি আসলে ক্রিয়েটিভ চিন্তা করা হয় যেমন আসলে সত্যজিৎ রায় বা তাদের সিনেমাতে তারা যখন গান ব্যবহার করেছেন যেমন, এই যে 'ভূতের রাজা আ দিল বর' যে 'গুপি গাইন বাঘা বাইন' যে সিনেমাটা আছে সেখানে কিন্তু আসলে দৃশ্যের প্রয়োজনে একটা গান এসেছে এবং সেই দৃশ্যের কথা বলছে তো আসলে ২ ধরনের গানই কিন্তু আছে তবে হ্যাঁ, যদি একটা বড়ো ইন্ডাস্ট্রির কথা বলা হয় সেক্ষেত্রে দেখা যায় অনেকটাই শুধুমাত্র আ ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বানানো তো সেই ক্ষেত্রে বাংলাদেশেও আসলে এর একই ধারার আ স সঙ্গীত চলছে বা দস এব ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও সেখানে আ গান হচ্ছে আবার যারা আসলে একটু অ যারা সঙ্গীতের জন্য বা আসলে বিভিন্ন ধারার গান গাচ্ছে তারা কিন্তু তাদের আ গানটা নিয়ে আসছে যেমন যে ২ দেশেই কিন্তু আসলে কোক স্টুডিও অ চেষ্টা করছে বিভিন্ন পদের গান তুলে আনার বিভিন্ন পুরোনো গান নতুন করে fusion করার তো এটা কিন্তু বেশ চমৎকার! তো প্রচেষ্টা কিন্তু আসলে ২ দিক থেকেই হচ্ছে।
হু, হু। হু। এ জ্বী। আ জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনি যে এই যে ফিউশনের কথাটা বললেন এই যে ফিউশন হচ্ছে। তো ফিউশন আসলে বা আ আ ফিউশন নিয়ে কিন্তু মা মানুষের বিভিন্ন রকম মতামত আছে। কেউ, কেউ, ফিউশনটা খুব পছন্দ করছে। আ কেউ, কেউ, এটা পছন্দ করছে না। একটা শ্রেণী আছে যারা হচ্ছে গানটা আগে যেই গানটা ম আ গানটার যে মূল ভাবটা ছিল। তারা মনে করছে যে আ ফিউশনের মাধ্যমে সেই মূল ভাবটা নষ্ট হয়ে যাচ্ছে। যেই আবেদন ছিল আবেদনটা নষ্ট হয়ে যাচ্ছে। তখন আরেকটা আ আরেকটা শ্রেণী আছে শ্রে শ্রেণীর মানুষ আছে, তারা কিন্তু আবার বলছে যে না, আ ফিউশনের মাধ্যমে যদি পুরোনো গানগুলা আবার উঠে আসে, মানুষ যদি সেটা শোনে তাহলে সেটা ক্ষতি কি? আ সেটাতে তাহলে কোনো সমস্যা নেই। তো এক্ষেত্রে আপনার মতামতটা কি? কি মনে করেন আপনি? ফিউশনটা কি ভালো না খারাপ?
হুম? আচ্ছা। হুম, অনেকেই বলছে এরকম। আচ্ছা। আমার কাছে মনে হয় যে দেখেন, প্রযুক্তির এই যে ব্যাপারটা এটা কিন্তু আগে একটা সময় যা এই রেকর্ডিং যে সকল যন্ত্রপাতি ছিল। এগুলো এতটা ছিল না বা তখন কিন্তু গান অনেকটা হচ্ছে আ দেখা যায় যে গায়কের উপরেই বেশি নির্ভরশীল ছিল। তো বিশেষ করে আসলে আ আগে কিন্তু যন্ত্রপাতিও কম ছিল, instrument ও কম ছিল। তে দেখা যেত যে একটা হারমোনিয়াম, গিটার এগুলো বাজছে। তো এখন কিন্তু প্রযুক্তির কল্যাণে অনেক রকম যে, এই যে ইলেকট্রিক গিটার চলে এসেছে, keyboard চলে এসেছে, সিন্থেসাইজার চলে এসেছে। তো প্রযুক্তির এই যে একটা আ সহজলভ্যতা বা প্রযুক্তি সবার মাঝে ছড়িয়ে গেছে এতে কিন্তু গানের ধারাটাও অনেক আ আ পরিবর্তন হয়েছে। বিশেষ করে এই যে যখন গ্লোবালাইজেশন হচ্ছে তখন সবাই কিন্তু বিদেশের গান শুনছে, বিদেশের গান থেকে অনুপ্রাণিত হচ্ছে। তো যারা আসলে একটু পুরোনো দিনের আ গানে বেশি এ স্বস্তি খুঁজে পায় তাদের কাছে কিন্তু একটু অস্বস্তি লাগতে পারে। তবে আমার কাছে দুটোই ভালো লাগে, আ বিশেষ করে যখন এই যে নতুন প্রযুক্তি বা নতুন প্রজন্মের আসলে কি ধরনের গান হচ্ছে তারা কি ধরনের আ কথা লিখছে। হয়তো একটু তফাৎ আছে, আগে একটু ভাবভিত্তিক গান বেশি চলতো বা গানের কথার একটা গূঢ় মিনিং থাকতো। এখন দেখা যায় যে অনেকেই কিন্তু খুব সহজ ভাষায় গান লিখছে। তবে এ দুটোই কিন্তু প্রয়োজন আছে এবং শিল্পের চর্চা আসলে সবদিক থেকেই হওয়া উচিত। তো আমি আসলে আ চেষ্টা করি সবগুলোই শোনার এবং আ শুনতে ভালোই লাগে আমার।
জি, জি। হ্যাঁ। আ বেশ ভালো একটা আ আপনি আ মন্তব্য করলেন আসলে সব ধরনেরই আ ম মানে সব বাব যেহেতু প্রযুক্তি এসছে প্রযুক্তির ব্যবহার হচ্ছে। তবে প্রযুক্তির ব্যবহার করেও যদি কেউ গানটা শুনে থাকে তাতে তো আসলে আ ক্ষতির কিছু নেই তাতেত তাতে তো মানে সে একটা আম আনন্দ পাচ্ছে তার এটা এই আনন্দের মধ্যে কোনো ক্ষতিকারক কিছু নেই।
হ্যাঁ। একদম। এটা নতুন প্রজন্মের বিনোদনের একটা মাধ্যম হয়ে গেছে।
জি। আর আসলে অ্যাম অ্যা Gen Z অথবা আম আ মিলেনিয়াল মিলেনিয়ালদের কথাই আসলে বেশি উল্লেখ হয় বারবার যে মিলেনিয়ালরা যেই যেইভাবে আসলে গানটা শুনে এসেছে আ গানটাকে দ্যা দেখে এসেছে পরবর্তীতে এখন Gen Z বা Gen Alpha কিন্তু ওরা কিন্তু ওইভাবে করে দেখছে না ,তার তাদের দৃষ্টিভঙ্গি বা তাদের আ পছন্দটার ধারাটা বদলে গিয়েছে। তা আপনার কী মনে হয় কী ধরনের পরিবর্তন এসেছে এই আ গান শোনার ক্ষেত্রে?
হুম। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে আসলে এখন তো globalization এর যুগ। তো তারা আসলে একটু বিদেশি সংস্কৃতি বা বিশেষ করে দেখা যায় আগে একটা সময় কিন্তু আ যেমন আমাদের সময়ে যখন নতুন, নতুন প্রযুক্তি ইন্টারনেট আসছে তখন কিন্তু আমরাও বিভিন্ন অ আ হতে পারে যে বিভিন্ন আমেরিকান রক ব্যান্ড আ তারপর আ আ কখনো ডেথ মেটাল, মেটাল এগুলো আমরা শোনার চেষ্টা করেছি বা শু শুনেছি। এগুলোর প্রত্যেকটারই আলাদা, আলাদা একটা ছ অ শ্রোতা মন্ডলী থাকে। যার যেটা আসলে ভালো লাগে। তবে Gen Z দের ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে দেখা যাচ্ছে যে সেখানে এইযে আমেরিকান রক ব্যান্ড হতে পারে বা বিশ্বের অন্য কোন দেশের ব্যান্ড হতে পারে। এখন অনেকেই আবার আ কোরিয়ান মিউজিক পছন্দ করে। তো আসলে আ ব্যাপারটা অনেকটা প্রযুক্তি নির্ভর যেহেতু কারণ আ এখন তো সবাই এই যে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করছে। তো অ্যালগোরিদমের কারণেও কিন্তু অনেকের পছন্দ আসলে নির্ধারিত হচ্ছে যে আসলে অনেকেই এক ধরনের আ মিউজিকের প্রতি আকৃষ্ট হচ্ছে। তবে আসলে যে যেটাতে আসলে নিজের বিনোদনটা খুঁজে পায় বা যাতে আসলে কা য যার শান্তি লাগে।
আবেদন আছে। হ্যাঁ, হ্যাঁ। হুম। তাই। একদম বললেনই অ্যা আ অ্যালগরিদম এর ব্যাপারটা আসলে হ্যাঁ, যখন কেউ একটা অ্যালগোরিদম আম অ্যালগরিদমের মধ্য দিয়ে যায় মানে ওই মানে ওইর ওরা তো ওইটাকে বুঝতে পারে যে ও আসলে কোনটা শুনতে চায় বা কোনটা, কোনটা ও পছন্দ করছে। তখন সেটাই বড়। তখন হয়তো ওইভাবে করেই তার আ গানটারও মানে কা ঐটার প্রতি তার একটা ভালো লাগা পছন্দ তৈরি হয়। হয়তো সে জি।
একদম। একদম। বা তার এই যে গানের যে একটা স্বাদ বা একটা এক ধরনের গানের যে স্বাদ এটা অনেকটা হচ্ছে এই হ অ্যালগরিদম ভিত্তিক হয়ে গেছে। কারণ আ দে যখন সে একটা গান শুনছে সেই একই ধরনের গান বা একই শিল্পীর গান কিন্তু তাকে যে বা Youtube হতে পারে তারপরে আ বা Facebook হতে পারে সাজেস্ট করছে। তো এটাতে কিন্তু আসলে তার আ নিজের একটা স্বাদ কিন্তু ডেভেলপ হচ্ছে। আমার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা এরকমই হয়েছে।
হু। আ আপনি তো আমি আপনার সাথে যতটুকু কথা বললে বুঝলাম, আপনি অনেক ধরনের গানই আসলে শুনেন। আ যদিও মানে ক্লাসিক যেগুলো মানে অঞ্জন দত্তের কথা যেহেতু বললেন, তো ঐ ধরনের গানগুলো আপনাকে একটা বিশেষ অনুপ্রেরণা দেয়। কিন্তু বা এখন আদ এখন যেসব গানগুলো হচ্ছে, সেটাকেও আপনি আ পছন্দই করেন বা, সেটাকেও আপনি সাধুবাদই জানাচ্ছেন। তো বা নতুনদের ক্ষেত্রে কী বলবেন? যে আ গান শোনার ক্ষেত্রে আসলে আ গানের কথাগুলোকে খুব গুরুত্ব দেওয়া উচিত? নাকি আ সুরটাকে প্র প্রাধান্য দেওয়া উচিত?
অবশ্যই। আচ্ছা। দেখেন, এটাও না আসলে পরিস্থিতির ওপর নির্ভর করে। কারণ, আমি দেখেছি যে অ গানের কথা কিন্তু আসলে অনেক সময় খুব ব্যক্তিগত বা, নিজের যে আসলে অনুভূতি, তার সঙ্গে একটা সংযোগ প্রকাশ করে। তো আ আসলে নতুন প্রজন্মের ক্ষেত্রে অ বা অনেক সময় দেখা যায় যে, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রকম গান বাড়ছে। তো সেখানে কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে সবার মজা করা বা, সবাই আসলে হৈ হুল্লোড় করছে। তো সেরকম একটা জায়গায় আসলে আ অনেকেই কিন্তু এইযে খুব অ গভীর মনের ভাব আ আছে বা, খুব আ গভীর কথা আছে, এরকম গান পছন্দ করে না। তো সেইক্ষেত্রে আসলে আ এ
হুম। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হয়তো একটু এক একটু ম মানে হয়তো আনন্দ করার মুডে আছে, হয়তো ওই আনন্দটার এরকম হয়ে থাকে।
হ্যাঁ। একদম, একদম। তো সেইক্ষেত্রে আসলে আ যে যার সাথে আসলে আ গানটা শুনছে, সে আসলে কতটা উপভোগ করতে পারছে? কারণ দেখেন, গান কিন্তু একদম দা সব সর্বশেষ হচ্ছে মনের সঙ্গে একটা সংযোগ করে বা, যে আ যে যে যখন যে মুডে গান শোনে, তখন কিন্তু সেই মুডটাও আরেকটু ভালো করে দেয়। যেমন কারোর মন খারাপ থাকলে, সে যদি একটু বিরহের গান শুনে, দেখা যায় যে মন খারাপটা অনেক বেড়ে যায়। আবার কেউ খুশি আছে আ তখন কিন্তু দেখা যায় যে আসলে গানটা তাকে আরও অনেক আ প্রফুল্ল একটা মন দিচ্ছে। তো এটা কিন্তু মুডের উপরও নির্ভর করে, পরিস্থিতির উপর নির্ভর করে। তো আমার ক্ষেত্রেও কিন্তু আমি যখন আসলে একা থাকি, তখন আসলে পছন্দের গানগুলো শুনতে ভালোবাসি বা, যে গানগুলো আসলে যেমন আমি সকালে উঠে কিন্তু আসলে মন ভালো করার মতো গান শুনি।
হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আব আমি বু উ যেটা বুঝতে পারলাম যে আসলে, আ আপনি অনেক ধরনের গান শোনেন এবং অনেক আ বা আ এ মানে কো কোনো স আপনার মুডের উপরও অনেক কিছু ডিপেন্ড করে যে আপনি কোন সময় কোন কোন গানটা শুনবেন। আর আব আসলে এইযে আপনি আপনার পছন্দের শিল্পীর কথা বললেন, আপনার শিল্পী থেকে আপনাকে কিভাবে অনুপ্রাণিত করেছে। এই ব্যাপারটা নিয়েও আমার সাথে কথা বললেন। আমার আসলে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ।
একদম। হুম। আসলে এইযে আমার পছন্দের গান, পছন্দের শিল্পী, তারপর আসলে কী, কী ধরনের গান শুনতে ভালোবাসি, এগুলো নিয়ে কথা বলতে পেরে আমারও বেশ চমৎকার লেগেছে। ধন্যবাদ।
তো